হ্যাঁ, এ্যা হ্যাঁ, এগুলো
আ আমার হ্যাঁ এটার ব্যবস্থা করত
জ্বি। হ্যাঁ, এগুলো নেওয়ার যে ব্যাপারটা থাকে এগুলো নিতে চায় না কারণটা হচ্ছে আ এগুলো কিন্তু আর পুনরায় ব্যবহারযোগ্য থাকে না। আ সেজন্যই কিন্তু নি নিতে চায় না। আর যে সিলিকনটা দিয়ে ওরা ব্যবহার করে এ্যা কিংবা যে কাঁচামালটা ওরা ব্যবহার করে আ সেটা কিন্তু দেখা যাচ্ছে যে একবার ব্যবহারের জন্যই, আমরা যে হচ্ছে আ আপনার পেপসি, কোকাকোলা কিংবা অন্যান্য যে ধরনের কোমল পানীয় যে বোতলগুলো আছে এগুলো আপনি জানেন কিনা এগুলো বোতলের গায়ে লেখা আছে 'ওয়ান টাইম ইউস', কিন্তু আমরা এটাকে দেখা যাচ্ছে যে ওটা অ্যা হ্যাঁ, সব কোমল পানীয় খাওয়ার পরে ওগুলাতে আবার দুধ রাখতেছি, পানি রাখতেছি ফ্রিজের মধ্যে। কিন্তু আমাদের নিয়মটাই হচ্ছে বোতল একবারের বেশি ব্যবহার করা যাবে না। তো সেদিকেও নজর রাখতে হবে।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর সবচাইতে বলতে সম্ভবত নিরাপদ হচ্ছে কাঁচ।
জ্বি। হু, হ্যাঁ।
মানে আমি যত জানি কাঁচের সঙ্গে কোনো রিঅ্যাকশন হয় না কোনো জিনিসের। এ্যা এমনকি মারাত্মক যে এসিড গুলো সালফিউরিক নাইট্রিক এসিড গুলো আ কা কাচের বোতলে রাখা হয়। মানে এর বোতলে কিছুই করতে পারি না। তো আমার মনে হয় কি এই যে আমরা যে জিনিসগুলো রাখি, একটা খু খুব সুন্দর সুন্দর পাত্র বাজারে থাকা দরকার। কিছু, কিছু, পাওয়া যায় যে ওইখানে আমরা দুধ বা তরল জিনিস বা কোনো খাবার জিনিস, চৌকোনা বক্স-টক্স প্লাস্টিক এর এগুলোও কিন্তু প্লাস্টিক এর তৈরি হয়। হ্যাঁ, না মানে এই কাঁচের ব্যবহারটা বাড়াইতে হবে। আর ব্যাপারটা হচ্ছে ওই ব্যাগগুলো অ অন্য কোনো আ ব্যবহার আর একটা জাপানের গবেষণা হচ্ছে যে পচনযোগ্য প্লাস্টিক হয় কিনা। ওখানে কেস হইতেসে যে জাস্ট কাগজ যেরকম খুব সহজে পৌঁছে যায় এই প্লাস্টিক তো এখনো মানে সফল হয় নাই। কিছু, কিছু, ক্ষেত্রে অ্যা ব্যা উন্নত দেশগুলো চেষ্টা করতেছে। তো যতদিন আ যখন আবিষ্কার হবে তখন তো আর কোনো কথা নেই। তখন তো ওটা এভেইলেবল। যতক্ষণ আবিষ্কার হয়নি। আমার মনে হয় কি? মানুষের সাবধান হওয়া দরকার আমরা মানে নিজেরাই আরকি এ্যা ভালো অভ্যাস করে তুলবো।
জী, হ্যাঁ, ঠিক বলছেন। হুম। জ্বী। হুম। হম। হুম। জ্বী। হ্যাঁ অবশ্যই। হুম। জ্বি। হুম ঠিক বলছেন। হুম। জ্বী। হুম। হুম। জ্বি। আচ্ছা। ও। হু, হ্যাঁ। হুম। জ্বি, আচ্ছা। হুম, হ্যাঁ। হ্যাঁ। জ্বী। হুম। জ্বী।